হুম, হুম, হুম, হুম, একদম।
আর এখানে, এখানে মানুষ এমন একগুলা ব্যবস্থা করে ফেলে যেখানে তার হয়তোবা ৫ বছর পরিশ্রম করতে হবে না। সে ৫ মাসেই সে টাকাটা উত্তোলন দিবে। এজন্যই কিন্তুক সে আর এই হারানোর আকাঙ্ক্ষাটা এত বেশি মানুষের।
জি, জি। হুম। উম জি, জি। Exactly, exactly আমি সেটাই বলছিলাম যে, আপনি একটা জিনিস খেয়াল করবেন যেম যেহ যেসব সরকারি কর্মকর্তারা আসলে দুর্নীতি করে, হ্যাঁ, তারা ওই পোস্টে চাকরি পাওয়ার জন্য কিন্তুক একটা মোটা অংকের কিন্তু টাকা দিয়েই কিন্তু তারা আসে, তাই না? তো যেহেতু তারা ওখানে মোটা অংকের টাকা দিয়ে আসতেছে, তাদের মাথার মধ্যে একটা জিনিস setup থাকে যে, আমি আসলে এখান থেকে এত টাকা খরচ করে এসেছি এবং আমি যাওয়ার সময় আমি এত টাকা নিয়ে তারপর যাব এখান থেকে। ঠিক আছে? তো আমার জি বলুন, বলুন।
হ্যাঁ। জি ভাই। জি ভাই, জি। জি, জি, জি। হ্যাঁ। জি। হুম, হুম। তা তো অবশ্যই। হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম, হুম। টি। যাবো, হ্যাঁ। তবে হ্যা, জি ভাই। জি, জি আপনি। মানে একটা কথা আমি add করতে চাচ্ছি এবার। সেটা হলো মানে একটু যদি ফির মানে শাখা হিসেবে যদি আমরা এ বলি যে আসলে মূলেই তো দেখাচ্ছে ওই যে আপনার corrupted ভাবে যে চাকরিতে join করার বিষয়টা, হ্যাঁ? তো আরেকটা বিষয় যদি আমি ছোট add করি সেটা হলো কিছু ক্ষেত্রে হলো আমাদের দোষ আছে। কারণ কি? আমরা সাধারণ জনগণ রুখে দাঁড়াতে পারতেছি না। আমরা যে নেতা select করতেছি রা সরকার select করতেছি বা কোন MP হোক, কোন মন্ত্রী হোক বা তৃণমূল পর্যায় হোক, আমরা কিন্তুক মানুষগুলা মানে ওই যে দে শ আপনি হয়তোবা এ শুনে থাকবেন যে আসলে আমরা কিছু অর্থের অভাবে আমাদের নিজের যে মতামত, হ্যাঁ? সেটা কিন্তুক আমরা বিক্রি করে দিচ্ছি। তো একটা কিন্তু সরকারও কিন্তুক আপনার যে ক্ষমতায় আসবে সেও কিন্তুক দেখা যাচ্ছে যে জনগণের কাছে একটা huge টাকা। আমি আমাদের MP এই যে আপনার chairman মহোদয় নির্বাচন দেখেছি পাশের ইউনি
জি, জি অবশ্যই বলুন না। হুম, হুম, হুম। জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা। উহুম, উহুম। জি, জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ। হ্যাঁ। উহুম। হুম, হুম। হ্যাঁ। জি, জি। উহুম। জি। জি, জি, জি, জি। হুম। হুম।
যেখানে সে ১৫০০০ টাকা salary পায়, হ্যাঁ? তার ১৫-২০ হাজার salary, সে ওই নির্বাচনে ৫ বছরের জন্য ৭-৮ কোটি টাকা ব্যয় করেছে।
হুম, হুম, হুম। জি। এ-হ্যা। Oh my god! কি বলেন ভাই?
এই টাকাটা কিন্তুক এই টাকাটা কিন্তু সে কিন্তু বিলাসিতা করে নাই। সে কিন্তু জনগণের পিছনে ব্যয় করেছে। এ হয়তোবা ২ হাজার, ও ৩ হাজার, এ এটা লাগবে, ওটা লাগবে এই যে ব্যাপারটা।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। জি, জি, জি। জি, জি বুঝতে পেরেছি।
আমরাও কিন্তু মানে কোনো না কোনোভাবে দেখুন আমরা যে এড়িয়ে যাবো তা কিন্তুক না। আমরাও কিন্তু কোনো ভাবে না কোনোভাবেই দায়ী কিন্তু।
হ্যাঁ। উহ

এই চেঞ্জটা এসে তাহলে লাভ কি হচ্ছে যদি এসব দুর্নীতিগুলো যদি বন্ধ না হয়, তাইনা?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে দেখুন, মানে দুর্নীতি কারণে কিন্তু আমরা আমাদের দেশটা এত কিন্তু পিছিয়ে। হুম? মানে এখানে সরকার বা MP হোক, মন্ত্রী হোক, এ তারাই হতে যা আগ্রহী বেশি দেখা যাচ্ছে। তারা শুধু নিজের আত্মশুদ্ধির জন্য আদ্য সিদ্ধির জন্য কিন্তু নেতৃত্ব দিচ্ছে, তাই না? দেখুন, যখন যে সরকার একটা থাকে, হ্যাঁ? আপনি আমরা উপরে ওইযে উপরে ফিটফাট একটা বাংলা কথা আছে, 'উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট', হ্যাঁ? তো মানে সরকারের ব্যবস্থাটাও ঠিক দেখুন এইভাবে। যে দেখুন আ এইযে আপনি বললেন না যে এখন আপনি Facebook এ দেখতেছেন সরকারি এই প্রকল্পে দুর্নীতি, ওই প্রক প্রকল্পে দুর্নীতি। হ্যাঁ? কিন্তু সরকার থাকা অবস্থায়, হ্যাঁ? যখন সরকার পতন হলো তখন তারপরে কিন্তু এগুলা কিন্তু আমাদের সামনে আসতেছে। তার আগে কিন্তু আ তার আগে কিন্তু সবাই জানে দেখা যাচ্ছে আপনার বাসার সামনে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা তৈরি করতে তো অনেক উছাদোলা হচ্ছে। আপনি তো বুঝতেছেন টাকা তো কেউ না কেউ খাচ্ছে। দুর্নীতি তো করতেছে। কিন্তু না সরকা না এখানে সাংবাদিক আপনার উপস্থাপন করতেছে, না আপনি কোথাও নোটিশ দিতেছেন। এরকম কিন্তু দুর্নীতি চলতেছে। কিন্তু অফিসিয়ালভাবে মানে পুরা বাংলাদেশে যখন announce হয় বা দেশে announce হয়, সেটা তখন ওই সরকারটা পতন হয়। তার মানে হলো
জি। হু, হুম। জি, জি, জি, জি। হুউ। জি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। হু, হু। হু, হু, হুম। একদম। জি, জি। উহু। জি, জি, জি। হু, হু, হুম। হু, হুম। জি। হু, হু। হু, হু, হুম। জি, জি, জি। হু, হু, হুম। হুম, হু। হু, হুম। হু, হুম। হু, হু। এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যা। হুম। হু, হু। একদম। হু, হু। জি, জি। হু, হু। ঠিক, ঠিক, ঠিক। হু, হু। হুম। হু, হু। হু, হু, হু। একদম। হু, হুম। আ হু, হুম।
শুধুমাত্র আমাদের সরকারি যে দল মানে অফিসগুলা আছে, হ্যাঁ? এগুলার গাফিলতির জন্যই আসলে দুর্নীতিটা হয়। কারণ কি? সরকার সরকারি জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে স রাজনীতির দলগুলা, হুম?
হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। ঠিক, ঠিক। হু। উ জি। হু, হু। একদম, একদম, একদম। এটা ঠিক বলছেন আপনি যে আমাদের কিন্তু উম একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে আমাদের এই যেটা revolution হয়ে গেল। রেভু revolution হওয়ার পরে কিন্তু একটা বিশাল বড় চেঞ্জ আসছে সেটা সরকারি দপ্তরে বলেন বা হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপটে বলেন, ঠিক আছে না? প্রত্যেকটা প্রকল্পে কিন্তু একটা বিশাল বড়সড় চেঞ্জ আসছে। কিন্তু আম সরকারি প্রকল্পগুলোতে যদি কিনা আমি এখন যদি ধরি যে কেনো আসলে দুর্নীতি হয়? হচ্ছেটা কেনো? সেটা যদি কিনা আমি একটু ঘেঁটে দেখি তাহলে একটি জিনিস খেয়াল দ করে দেখবেন যে সরকারি যে নিয়োগ ব্যবস্থা, হুম? সেই নিয়োগ ব্যবস্থাটাই কিন্তু হচ্ছে গিয়ে একদম corrupted। কারণ আপনিও জানেন, আমিও জানি যে সরকারি চাকরি পেতে গেলে কিন্তু আসলে বেশ টাকা-পয়সার আসলে খরচ করার একটা ব্যাপার-স্যাপার থাকে, রাইট?
হু, উম। জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হুম। তা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। জি, জি, জি। জি। হু। হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। হু, হু, হুম। জি। হ্যাঁ। জি। হু, হু, হু। হ্যা, হ্যা। জি। আসলে ঠিক বলেছেন। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই। আসলে আপনি একটা মানে এমন একটা কথা বলেছেন যে ভাই দুর্নীতি যদি মানে মূল উৎস ধরা যায়, শিকড়
জি। হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ।